দেখুন আমরা তো সাধারণত আ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে মানে আমরা চলিত ভাষাটাকেই ইউস করি, তাই না? আঞ্চলিক ভাষা খুব একটা ইউস করা হয় না। বা কিন্তু আপনার কথার মধ্যে যদি সেই আঞ্চলিক ভাষার টোন টা থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেটা প্র্যাকটিস করা উচিত যে, এ সেই আঞ্চলিকতাটা যেন আসলে বোঝা না যায়। কারণ আঞ্চলিকতাটা বোঝা গেলে কারণ আমরা যখন সবাই একটা জ অফিসে জব করি তখন সবারই কিন্তু চেষ্টা থাকে যে, আমরা সবাই এক ভাষাতেই কথা বলবো। এটা কিন্তু ধরুন আপনি যদি globally ও চেক করেন তাহলে আপনি দেখবেন যে, সবাই কিন্তু তখন এই যে, ইংলিশটা তে ইংলিশটা নিয়ে কেন ইংলিশটা কেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ? যেন সব দেশের সব ভাষার সব মানুষ যেন একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। তো সেরকমই অফিসের। হ্যাঁ, এইটার হয়তোবা আমরা বাংলা ভাষায়
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কথা বলতে পারে হ্যাঁ। না এটা কিন্তু আসলে আপনি এটা কিন্তু আসলে আপনি ঠিকই বলছেন। কিন্তু আসলে আমার প্রশ্নটা ছিল অন্য জায়গায় যে, ধরুন এরকমটা হচ্ছে আ যে, অ্যা ২ টো মানুষ কথা বলছে তারা কিন্তু আ আসলে তাদের এলাকায়ই কথা বলছে। তো তখন অ্যা তাদের সাথে তাদের যে, কথা বলার আ ধরন সেখানে আসলে আঞ্চলিক ভাষাটাই আ কোথাও গিয়ে মনে হয় না যে, এরকম? যে, আঞ্চলিক ভাষায় কথা বলাটাই তারা সবচাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আ দেখা গিয়েছে যে, নতুন ভাষায় তো ও আ এলাকা ভিত্তিক আসলে কথাটা বলা বলে না। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে, আঞ্চলিক ভাষাটার গুরুত্বটা আসলে কতটা?
হু, হুম। আঞ্চলিক ভাষার তো অবশ্যই গুরুত্ব রয়েছে। আঞ্চলিক ভাষা কিন্তু আমাদের এক ধরণের কৃষ্টি, কালচার এগুলো ঐতিহ্য, এইটারই একটা পরিচয় বহন করে আসলে। তো সেক্ষেত্রে দেখা যায় যেটা যে, আপনি যদি একই এলাকার ২ জন লোক কথা বলে এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়। যেমন আমি এক একটা দেশের উম জা জানি যে, অ্যা আ একটা আ অঞ্চলের জানি যেটা হচ্ছে সিলেট। সিলেটের ২ জন লোক যদি কখনো আপনার একই সাথে হয় তারা কিন্তু কোন অবস্থাতেই আপনার ওই শুদ্ধ চলিত ভাষাতে কথা বলে না। তারা কিন্তু অবশ্যই তাদের সিলেটি ভাষাতেই কথা বলে। কারণ এতে কি হয়? এতে তারা এক ধরনের একজন আরেকজনের প্রতি মানে যে, সততা, স্বচ্ছতা, সম সম্মান, সহানুভূতি সেগুলোই কিন্তু তারা তাদের ভাষার প্রতি প্রকাশ করে। নিজেরা যখন ওই ভাষাতে কথা বলে তখন দেখা যায় যে, ঐ ভাষাটার একটা প্র্যাকটিস থাকে, continuation থাকে। এই কারণেই তারা ঐ ভাষাটাতে কিছুটা কমফোর্টেবলও ফিল করে কথা বলে।
হ্যাঁ, হ্যাঁ। এটাই আসলে জানতে চাচ্ছিলাম। ঠিক বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। একদমই ঠিক বলেছেন। হ্যাঁ, এটা কিন্তু হ্যাঁ, আসলে ওটাতেই তারা বেশি কমফোর্ট ফিল করে। দেখা গেছে যে, এটাতেই তারা স্বভাবত কথা বলে আ তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আরেকটা ছোট্ট জিনিস আসলে আপনি আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে গিয়ে এই যে, যে, খোলামেলা কথা বলার শুরু এবং শেষ। এর ভিতরে আসলে কোন ব্যাপারগুলো সবসময় মাথায় রাখা আসলে উচিত যেন নতুন কারো সাথে কথা বলতে যাওয়া হয়? তো ছোট করে যদি আসলে একটুখানি উ বলতেন?

হ্যাঁ তারপরে দেখা যায় যে তার সাথে হয়তোবা ছবি তুলতে যায়। তো এরকম একবার আমি দেখেছিলাম যে ১ কর্পোরেট পারসন উনি এখানে আ স্টেজ ছিলেন। তো স্টেজে মোটামুটি প্রোগ্রাম প্রায় শেষের দিকে, তখন কিছু স্টুডেন্ট হয়তো বা তার সাথে একটু কথা বলার জন্য আসলে মানে যেতে চাচ্ছিল। তো একটা বড় সড় দলই ধরেন ৮-১০ জনের একটা দল সবাই মিলে যখন একসাথে তার সাথে যাচ্ছিলো, তো তখনই সে আসলে বিষয়টা যেরকম হয়েছিল যে তখন উনি কিছুটা আসলে হতচকিত হয়ে গিয়েছিলেন। উনিও আসলে বিষয়টাকে খুব একটা মানে স্বাভাবিকভাবে মানে উনি আসলে প্রস্তুত ছিলেন না হ্যাঁ প্রস্তুত ছিলেন না আসলে বিষয়টার জন্য। পরবর্তীতে দেখা গেছে যে উনি তাদেরকে কিছুটা আসলে এভয়েড ই করেছিলেন। পরবর্তীতে আবার আমাদের যে স্যার ছিলেন উনি আবার বিষয়টাকে খেয়াল করেন। তো উনি যখন আবার ফ্রি হয়ে ওই কর্পোরেট পারসন কে বিষয়টা বুঝিয়ে বলেন, তখন কিন্তু আবার উনি স্টুডেন্ট দেরকে ডেকে নিয়ে তখন আবার চমৎকারভাবে তাদের সাথে ছবি তোলেন, তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল। সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। তো এইরকম কিছু ঘটনাও কিন্তু মাঝে মধ্যে ঘটে যায়।
হুম। স্বাভাবিক ভাবে নেননি। হু, হু, হু। অ্যান্সার দেওয়া। হ্যাঁ এটা কিন্তু বেশ হ্যাঁ, হ্যাঁ এটা কিন্তু আসলে স্বাভাবিক যে এরকম ধরনের ঘটনা অনেক সময় দেখা গিয়েছে যে আমাদের ব্যক্তিগত, বা দৈনন্দিন জীবনে কিন্তু এরকম ঘটনার সম্মুখীন হতে হয়। তো এই যে যে পরবর্তীতে আসলে আ ঝামেলাটা বা এই যে, যে পরিস্থিতিটাকে সামাল দিয়ে বেরিয়ে এসে তারপরের যে মুহূর্তটা এটা কিন্তু সত্যিই বেশ দারুণ একটা মুহূর্ত থাকে। বেশ আ মানে ভালো একটা সময় কিন্তু তখন আসলে পাওয়া যায়। হ্যাঁ তো আরেকটা জিনিস আসলে আমি আপনার কাছে
অবশ্যই মানে যারা ছিল সেখানে। হ্যাঁ, হ্যাঁ যারা স্টু মানে স্টুডেন্ট
হ্যাঁ বলুন।
হ্যাঁ অবশ্যই বলুন।
আ আসলে আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন মানে আরেকটা জিনিস জানতে চাইছিলাম। সেটা হচ্ছে গিয়ে এরকম যে আ এই যে, যে মানুষের সাথে খোলামেলা যে কথা বলা হয়। তো এক্ষেত্রে আ কোন জিনিসগুলো আসলে আ ওই ক্যা ঐ যে, যে কনভারসেশন বা আলাপটাকে আসলে চালিয়ে রাখার জন্য কোন, কোন জিনিসগুলো সবচেয়ে বেশি কাজে দেয় বলে আপনি মনে করেন?
উহুম।